উম একটা
শখ করে আসলে আমার মনে হয় যে এইসব গাছ যদি আসলে আমরা লাগাই, সেটা কিন্তু আসলে দিনশেষে আমাদের কাজেই আসে। গাছ আমার মনে হয় যে কোনো কষ্ট দেয় না।
উম আসলেই না, একটু গাছের যত্ন করলেই হয় নিয়মিত। আর একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। অ্যা ঠিকঠাক মতো। এটাই যত্ন আরকি।
হ্যাঁ। এই তো। আমার সেই সকল বলবো ভয়ানক আ <scoffs> প্রাণী পোষার চাইতে অ্যা গাছপালা খুব ভালো। আমার কিন্তু গাছের আমারও একটা বাগান আছে। সেখানে পেঁপে গাছ, আ ধনেপাতা গাছ, পুদিনা পাতা গাছ, তারপরে ওই যে পয়সা গাছ।
হুম। হুম ও আচ্ছা পয়সা গাছ বলতে? এটা কি পয়সার নয়ন তারা ফুল?
মরিচ, বেগুন। পয়সা গাছ বলতে ঐযে গোল, গোল <chuckles> অ্যা না মানে ওই যে গোল, গোল একটা পাতা হয়।
হুম। ফুল গাছ?
উম সবাই তো পয়সা গাছই বলে। পাতাটা খুব গোল হয় এবং এটা ভর্তা খাওয়া যায়।
অ্যা হুম গোল, গোল আচ্ছা।

হু, হু। আপনি কি নতুন, নতুন যেহেতু হাঁস মুরগি পাচ্ছেন কত কিছু আর আরো নতুন কিছু শখ আছে আপনার করতে ইচ্ছে করে?
হ্যাঁ। আমার তো অনেক ইচ্ছা আছে। আমি গত বছর যেটা করি যে বাড়িতে হচ্ছে প্রথমে ৪ টে হাঁসের বাচ্চা নেই। তো সেটাকে খাওয়ানোর পরে দেখি মানে বেশ তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আ ১০ দিনের মধ্যেই ভালো বড় হয়ে গেল। তখন আমার মাথায় আসলো আচ্ছা। এই যে ৪ টে হাঁস মাত্র তো ৳৮০ দিয়ে কিনলাম, ৮ দিনে এত বড় হয়ে গেল ৩-৪ মাসে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো খাবারও বেশি লাগে না। তাহলে আমার কেনার দরকার কি বাজার থেকে ৳৮০০-৯০০ করে এক একটা হাঁস। আমি এক কাজ করি, আমি আরো ২০ টা হাঁস কিনলাম। টোটাল ২৫ টা হাঁস।
হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা এটা কি এটা কি আপনার পাতি হাঁস নাকি রাজহাস? কোনটা? আচ্ছা, আচ্ছা পাতি হাঁস, হুম।
হ্যাঁ, পাতি হাস। হুম তারপরে যেটা হলো। আ কিনলাম। কেনার পরে আ ১ মাস পর্যন্ত তো ভালোই ছিল। এরপরে বিশ্বাস করবেন না ওদের খাবার দিতে, দিতে আমরা প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে এত পরিমাণ খায় তখন আসলে তওবা করা হইছে। আর জীবনেও কোনদিন হাঁস পুষবো না। কিন্তু এখন আবার এই যে নতুন হাঁসগুলো কি হয় লোকজন হচ্ছে মাথায় করে নিয়ে বাড়িতে এসে এসে ডাকে যে হাঁস নিবেন, হাঁস নিবেন। এখন আবার নতুন করে শখ হচ্ছে যে আবার ৪ টে দিয়ে শুরু করি।
হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা কিন্তু ভালো। যদি বাড়িতে আপনার পুকুর থাকে তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো। আছে আপনার বাড়িতে পুকুর এরকম?
হুম। আ আ তেমন ভাবে আসলে পুকুর নেই। পুকুরটা একটু দূরে মানে পুকুরটা হচ্ছে <breath> মাঝখানে মেইন রোড মেইন রোড এর অপোজিট হচ্ছে পুকুর তো যেটা হয় যে ওই পাড় হতে গেলেই হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওইজন্য আমরা ৪ দিকে হচ্ছে জাল দিয়ে জালের মধ্যে পালি মানে ওরা যাতে কোনোভাবে বাইরে বের না হতে পারে। যেহেতু বাইরের খাবার খায় না
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আসলে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আপনি, আপনি কিন্তু হাঁস পুষতেই পারেন যেহেতু এটা শখ। আজকাল না ওই যে কোন ধরনের হাঁস বের হইছে না আমি দেখছিলাম যেন কিছুদিন আগেও টেলিভিশনে। এটা কোন চায়না নাকি সাদা রঙের হ্যাঁ বেইজিং হাস হ্যাঁ চায়নার কথা যেহেতু মনে পড়ল। বেইজিং হাস বলে। তো এগুলো কিন্তু ঐ ভাবাবে অতটা পুকুর টুকুরও লাগে না মনে হয়। তাই বেশ
না, না, না, না। ওই যে সাদা বেইজিং। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। না কিন্তু সমস্যা হচ্ছে প্রচন্ড খাওয়া খাওয়াতে হয়। ওটা হচ্ছে সমস্যা যে পিটের দাম তো প্রচুর এবং যেহেতু আমরা আবদ্ধ অবস্থায় পালবো ওদেরকে আসলে ৩ বেলা প্রচন্ড খাবার দিতে হয়। যেই পরিমাণে আমি খাবার দিচ্ছি তার চাইতে ধরেন একটু সুলভ মূল্যে ১-১৫০ বা ৳২০০ কমে আমি বাজার থেকে ওই হাঁস কিনে নিয়ে আসতে পারছি। তাহলে তো পালার কোন মানে হয় না।
হুম। ও আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। হুম। হুম একদম ঠিক বলেছেন। আসলে।
কিন্তু শখগুলো আসলে যখন আমরা শুরু করি তখন দেখবেন খুব কিন্তু মজা লাগে।

তাই তো তাই তো আসলে হয়। এই যে আমাদের আ শখ পূরণ করতে গিয়ে দেখবেন মাঝেমধ্যে অ অনেকের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। যেমন এই যে আপনার শখ আমার সাথে <chuckles> বললেন, আপনার প্রত্যেকটি শখ শুনে কিন্তু আমারও খুব ভালো লাগছে যে আপনার শখের সাথে আমার শখেও কিন্তু প্রচন্ড মিল রয়েছে। যেমন এই জন্য কথা বলে কিন্তু খুব ভালো লাগলো।
হুম। হুম। হুম। আমারও খুব ভালো লাগলো। হুম। একদমই। জ্বী, আপনার সাথেও আসলে কথা বলে আপনার শখগুলো জেনে আমারও ভালো লাগলো। আশা করি আরো নতুন, নতুন শখ হবে আমাদের। পুরণও করতে পারবো। ভালো থাকবেন।
জ্বি। জ্বি, জ্বি। <chuckles> একদম। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।